আচ্ছা, অনলাইনে কিন্তু দেখা যায় যে এখন কিন্তু নানান রকমের আসলে প্রতারণামূলক আ অনেক কিছু কিন্তু আসলে ঘটে, তাই না? বিভিন্ন র রকমের স্ক্যাম বা phishing কিন্তু লিংকের কিন্তু আসলে দেখা যায় প্রায়ই সময় কিন্তু সবাই কিন্তু আসলে মুখোমুখি হয়। তো এক্ষেত্রে আপনি কীভাবে করে আসলে এসব অনলাইন স্ক্যাম বা ফিশিং থেকে আসলে নিজেকে রক্ষা করেন?
জ্বী। আচ্ছা, আ যেটা প্রথমত মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলব সেটা হচ্ছে এই যে অনলাইন স্ক্যাম বা phishing আ যেগুলা মা মানে সচরাচর করা হয় সেগুলা আসলে এই যে পরিচিত বা দেখা যায় যে কোন একটা মানে ট্রাস্টেড কোন একটা কোম্পানি বা কোন একটা individual থেকে মানে কোন ইমেইল বা কোন কিছু আসে। তো আমি আসলে যেটা করি সেটা হচ্ছে আমি মানে কোন ইমেইল বা কোন এসএমএস <scoffs> যেটা আসলে আমার ফোনে আসুক না কেন আমি আগে দেখি যে সেটা আসলে নির্ভরযোগ্য কিনা এবং আমি ডাবল চেক করি। সেটা হচ্ছে যে মানে যেখান থেকে আমি ইমেইল বা আ মেসেজটা পেয়েছি, যেখানে আসলে ক্লিক করতে বলে, কোন ধরনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে বা কোন ধরনের কোন কিছু একটু চেক করার জন্য। তো ওইটা আমি চেষ্টা করি হচ্ছে মানে আ যে কোম্পানি বা যে individual থেকে পেয়েছি তার থেকে আমি ওই বিষয়টা আসলে যাচাই করে দেখার চেষ্টা করি যে এটা আসলে মানে ঠিকঠাক কিনা। তো অনেক ক্ষেত্রে আসলে বিষয়টা বুঝা যায় যে মানে সেটা আসলে অন্য কোন মানে স্ক্যাম এর লিঙ্ক। তো আমি সচরাচর ওগুলা ক্লিক করি না এবং আমি চেষ্টা করি আরকি এগুলা থেকে আসলে দূরে সরে আসার।
আচ্ছা, আচ্ছা। চমৎকার! যতটুকু সম্ভব বেঁচে থাকা যায় আরকি। তো এক্ষেত্রে অ্যা দেখা যায় কি যে অ্যা phishing লিংক কিন্তু চেনাটা খুব একটা সোজা ব্যাপার না, তাই না? সেইক্ষেত্রে কিন্তু দেখা যায় বা অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্টগুলো আছে বা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে bKash অ্যাকাউন্ট বা Nagad অ্যাকাউন্ট এগুলো কিন্তু phishing লিঙ্কের মাধ্যমে অনেকেই কিন্তু আসলে দেখা যায় কি যে ব্যা অ্যাকাউন্ট গুলো কিন্তু হ্যাক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে কি কখ আপনি কি কখনো সামনা-সামনি phishing লিঙ্কের মুখোমুখি হয়েছিলেন নাকি? বা কোন আ মাধ্যমে কি আসলে phishing লিংকে আসলে ব্যা আপনাকে কেউ চেষ্টা করেছিল নাকি phishing লিঙ্ক দিয়ে হ্যাক করার?
<chuckles> জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হু, হু। আচ্ছা আ আমি বলব হচ্ছে যেহেতু আমি এ মোটামুটি অনলাইনে একটু অ্যাকটিভ থাকি। তো আমি দেখলাম যে আসলে এই যে phishing যেসব লিঙ্ক সেখানে মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে এসএমএস চলে আসে আমার ফোনে। সেটা মানে আ সরকারি কোনো একটা এসএমএস এর মাধ্যমে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক। তো দেখা যায় যে বিশেষ করে এই যে যেগুলা আসলে আ মানে অর্থ লেনদেন করার জন্য যেসব মাধ্যমগুলা যেমন ধরেন bKash বা Nagad বা এসব যেগুলো আসলে সচরাচর মানুষজন ব্যবহার করে বা ব্যাংকের যেকোনো একটা আ লিঙ্ক। দেখা যায় যে মানে সেটা মানে আ মানে একটা লিঙ্ক দেখলে বোঝা যায় যে সেটা হচ্ছে মানে মানে আসলে নির্ভরযোগ্য লিঙ্ক কিনা। তো যেগুলো আসলে phishing লিঙ্ক সেগুলো সচরাচর কিন্তু আসলে মানে ট্রাস্টেড যে ডোমেইন, এই ডোমেইন টা কিন্তু থাকে না। তারা বিশেষত দেখা যায় যে মানে এমনই একটা ওয়েবসাইট দেয় যেটা আসলে আপনি মানে দেখে বা আমি দেখে বুঝে উঠতে আ পারব না যে মানে পা এ এটা যে আসলেই কি মানে ট্রাস্টেড একটা ওয়েবসাইটের লিংক নাকি আসলে phishing এর। তো আমি আসলে চেষ্টা করি যে মানে ওগুলা ক্লিক না করার। কারণ একটা বিষয় হয় কি যে ওগুলো যদি আমি ক্লিক করতে যাই তাহলে আমার এই যে মানে পিন বা আমার যে এখানে একটা পাসওয়ার্ড সেটা কিন্তু তাদের এখানে চলে যাবে এবং তারা কিন্তু হ্যাক করে ফেলতে পারে। এবং আমি দেখলাম আমার একটা বন্ধুও কিন্তু <scoffs> মানে এমন একটা স্বীকার হয়েছিল। পরবর্তীতে তাকে বললাম আরকি যে এসব ক্লিক না করতে এবং এসব লিঙ্ক থেকে দূরে থাকতে।
একদম, একদম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একদম, একদম। চমৎকার! এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আ বিভিন্ন রকমের এসএমএস কিন্তু আসলে দেখা যায় অনেকের মোবাইলে কিন্তু আসে। যে "আপনি ৳১০,০০০ আসলে জিতেছেন বা ৳২০,০০০ জিতেছেন। আপনি যদি কিনা আসলে আম এ এই ব্যাপারটাকে যদি কিনা পুর পুর পুর পুরস্কারটাকে যদি নিতে চান তাহলে নিচের লিংকটাকে ক্লি এ মানে ক্লিক করুন।" এরকম ম্যাসেজের মুখোমুখি কি আপনিও হয়েছেন বা আপনার আশেপাশে কেউ কি কখনো হয়েছে?
হু। জি, জি। হু, হু, হু। হু, হু। এ এরকম আসলে মেসেজের মুখোমুখি আমি নিজেই হয়েছিলাম। আমি দেখলাম যে প্রায় সময় যেটা দেখা যায় আরকি যে আ মানে মাসখানেক পর বা ২ ৩ মাস পর যেহেতু আসলে বিভিন্ন আ মানে কোম্পানির চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক আসলে নাম্বারটা দেওয়া হয়। বা বিভিন্ন পেজে যখন আসলে মানে নিজেকে register করে তখন আসলে নাম্বার বা information দেওয়া হয়। তো ওই নাম্বার আসলে আ আমি মনে করি যে তারা যেকোনো উপায়ে পেয়ে তারপর এইযে ফোনে আসলে এরকম মেসেজ চলে আসে যে মানে কোনো একটা পুরস্কার পেয়েছেন বা আপনি চাইলে এটা জিততে পারেন। আপনি এই লিঙ্কে আসলে ক্লিক করুন। তো আমি তো আসলে একটা বিষয় চেক করি সেটা হচ্ছে যে মানে আ মানে ওয়েবসাইটে আ যে মাধ্যম বা যে নাম্বার থেকে আসলে এসএমএস টা আসে, আ সেটা কিন্তু আমি আসলে এইযে মানে একটা কলার চেক একটা মানে সফটওয়্যার রয়েছে। ওখানে কিন্তু আসলে detail দেখা যায়। যে মানে এটা কোনো individual থেকে নাকি কোনো কোম্পানি থেকে নাকি আসলে এটা একটা স্ক্যাম? তো আজকালকার আসলে আ প্রযুক্তি বলবো এটা একদিকে ভালো করেছে যে এগুলা নাম্বারগুলা যখন ইনপুট করা হয় ওখানে কিন্তু আসলে সশরীরে দেখা যায় যে এটা কিন্তু একটা স্ক্যামের নাম্বার। তো ঐটা থেকে আসলে <scoffs> মানে একটু মানে সুবিধা পাওয়া যায় আরকি নিজেকে রক্ষা করতে।
জি, জি, জি। একদম, একদম। আচ্ছা, আচ্ছা? আহ! চমৎকার! চমৎকার! চমৎকার! তো সেক্ষেত্রে অবশ্যই নিরাপত্তার একটা ব্যাপার তো চলেই আসে, তাই না? যখন কিনা দেখা যায় কি যে আপনি যখন আম এরকম স্ক্যামগুলো থেকে আসলে একটু নিরাপদ থাকতে চাবেন, তখন নিজের দিক থেকে কিন্তু আসলে নিরাপত্তার কিছু কিন্তু আ ধাপ কিন্তু আসলে রাখতে হয়। এক্ষেত্রে আপনি আসলে নিরাপত্তার জন্য কেমন আসলে বে ধাপগুলো গ্রহণ করেন? যে ধাপগুলো আসলে আপনাকে এসব অনলাইন ফিশিং স্ক্যাম থেকে আসলে দূরে দূরত্বটা বজায় রাখতে সাহায্য করে?
জি, জি। একদম। হু, হু। আচ্ছা। এক্ষেত্রে আমি বলবো যেটা আমি সচরাচর করি প্রথমত হচ্ছে সচেতন থাকা। কারণ এখ অনেক সময় হয় যে আসলে তাড়াহুড়োর কারণে মা মানে অনেক মানে এইসব অচেনা লিঙ্ক মাঝেমধ্যে এইযে কৌতূহলবশত অনেকেই আসলে ক্লিক করে ফেলে। তো আমি চেষ্টা করি এসব বিষয়ে সচেতন থাকার এবং আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে সচেতন মানে সচেতন রাখার। এর উম পরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এইযে ওটিপি বা যেসব পিন যেগুলো আসলে একটা মানে মাধ্যমকে secure করে। ওগুলা কিন্তু মানে একটু সংবেদনশীলভাবে রাখা বা গোপনীয়তা বজায় রেখে রাখা। কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা যখন আসলে আ পেমেন্ট করতে যাই তখন আমরা বিভিন্ন আসলে কিউআর কোড স্ক্যান করি বা আমরা আ দেখা যায় যে ওটিপি শেয়ার করি। তো আমি বলবো হচ্ছে যেগুলা আসলে মানে দেখা যায় যে একটু মানে মানে এ মানে সুবিধাজনক না। সেগুলোর আসলে দরকার হচ্ছে যে মানে ওটিপি বা কোথাও পিন বা এরকম জায়গায় পেমেন্টটা না করা আরকি।
আ! চমৎকার! একদম, একদম। জি, জি, জি। জি, জি, জি। মানে সন্দেহ লাগলে সন্দেহ লাগলে সেটা আসলে একটু না করাটাই ভালো। নাকি?
না করাটাই বেটার। জি, জি। এবং এটা দরকার হচ্ছে যে যেখানে আসলে মানে একটা ওটিপির বিষয় থাকে না যে কল করে বলে ওটিপি টা মানে দিলে ভালো হয়? তো আমি বলবো হচ্ছে <scoffs> ওটিপি টা শেয়ার না করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
চমৎকার, চমৎকার! চমৎকার, চমৎকার! তো এক্ষেত্রে আপনি বলছিলেন যে, ওটিপি শেয়ারের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটু সচেতন থাকার ব্যাপারটা। কিন্তু আম এখন কিন্তু দেখা যায় যে, প্রায় সময় মোবাইলের সিম কার্ডও কিন্তু ক্লোন হয়ে যায় বা ক্লোন করে কিন্তু প্রতারকরা দেখা যায় কি? যে ওটিপি যে মেসেজটা সেটা কিন্তু দেখা যায় যে ওই ক্লোনিং আ অ্যাপেও কিন্তু চলে যায় বা ও ক্লোনিং সিমটাতেও কিন্তু আসলে আসে। তো সেক্ষেত্রে আসলে এইযে সি মানে সিম ক্লোনিং এর যে ব্যাপারগুলা মানে প্রযুক্তি তো অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাই না? তো এসব ক্ষেত্রে আসলে কীভাবে করে সচেতন থাকা যায় বলে আপনি মনে করেন?
জি, জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। একদম। আচ্ছা আ এসব ক্ষেত্রে আসলে এ সচেতন থাকা উচিত হচ্ছে মানে যেসব সিম আসলে এই যে মানে cloning এর প্রবণতায় আসলে পড়েছে বা অনেক ক্ষেত্রে আসলে বোঝা যায় যে একটা সিম যখন আসলে clone করা হয় তখন বিভিন্ন জায়গা থেকে আসলে SMS চলে আসে, কল চলে আসে। যেটা হয়তো একটা মানুষ মানে বুঝতে পারতেছে না। তো আমি বলব হচ্ছে ওই সিমটা যত দ্রুত সম্ভব মানে বর্জন করে দেওয়া। কারণ এই সিমটা যদি আ কোন কারণে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ঝুঁকি থাকে তার আ মানে ব্যাংকের এ যাবতীয় তথ্য থেকে শুরু করে তার ব্যক্তিগত তথ্য, সব কিন্তু আসলে ওই মানুষটার বা ওই স্ক্যামের কিন্তু শিকার হয়ে যায়। তো আমি বলব হচ্ছে ওই সিমটা যতটা দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়া এবং নতুন সিম নেওয়া। এর পাশাপাশি হচ্ছে মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় না আমরা আ যেসব আসলে আ পেমেন্টের জন্য বিশেষ করে যেগুলো আসলে সিকিউরিটি বা ব্যক্তিগত আ ইনফরমেশন থাকে, আ অনেক অ্যাপ ব্যবহার করে থাকি। তো ওইসব অ্যাপের মানে সচরাচর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমি যেটা চেষ্টা করি <scoffs> ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে মানে ৬ মাস অন্তর আমি কিন্তু সব মানে অ্যাপের আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করি যাতে আসলে সব অ্যাপগুলো একটু সিকিউর থাকে আরকি।
একদম, একদম। একদম, একদম। জি, জি, জি। চমৎকার, চমৎকার, চমৎকার, চমৎকার! তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আম অনেকে কিন্তু আসলে স্ক্যামে পড়ে যায় না চাইতেও, তাই না? কেউ তো আসলে ব্যাপারটা তো এমন না যে আসলে কেউ ইচ্ছাকৃতভাবে আসলে স্ক্যামে পড়ে বা কেউ আসলে প্রতারণার শিকার হয়। কিন্তু দেখা যায় কি যে অনেকেই কিন্তু আসলে জানে না যে আসলে কি করা উচিত? বা কিভাবে করে আসলে স্ক্যামে যদি আসলেই জড়িয়ে যায়, তাহলে আসলে কি, কি ধাপগুলো নিলে সে স্ক্যামগুলো থেকে আসলে বের হয়ে আসতে পারবে? তো এক্ষেত্রে আপনি কি আসলে কিছু স আ সাজেশন দিতে পারেন? যে যদি কিনা কেউ এ আসলে স্ক্যামে পড়ে যায়, তখন আসলে কি করা উচিত?
<laughs> জি, জি। একদম। মহুম। মহুম। আচ্ছা এটা কিন্তু একটা ভালো দিক। কারণ অনেকে আসলে scam এ পড়লে পরবর্তীতে তারা আসলে মানে আ কি করে উঠবে বা কিভাবে আসলে এ এটা থেকে বের হয়ে আসবে? সেটা কিন্তু বুঝে উঠতে পারে না। এবং তারা একটু বলতে গেলে হতাশা হয়ে পড়ে যে এই অবস্থায় কী করবে? তো আমি বলব হচ্ছে, ১ম এ মানে তাদেরকে বিষয়টা একটু বুঝা দরকার যে আ সে scam এর শিকার হয়েছে কেন? এবং সে মানে scam এ যে শিকার হয়েছে, সেটা কি কোন লিঙ্ক ক্লিক করে নাকি আসলে কোনো কাউকে password share করে বা OTP শেয়ার করে? তো ওই বিষয়টা আগে বুঝা দরকার। এবং এটা যেত্তয়ে মা বা এটা পরবর্তীতে যেত মানে যেন না হয়, সেটা কিন্তু তার মানে ওইভাবে সচেতন হওয়া দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, মানে যারা আসলে scam এর শিকার হয় বিশেষত তারা কিন্তু আসলে আরকি মানে লেনদেন বা টাকা-পয়সাজনিত মানে scam টা বেশি দেখা যায়। তো আ যেসব ক্ষেত্রে দেখা যায় যে, এই যে টাকার একটা ওই মানে আ টানাপোড়েন চলতেছে বা টাকার লেনদেন হয়ে যাচ্ছে, তো তাদের আসলে দ্রুত সম্ভব আমি বলব হচ্ছে মানে তাদের যে ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংকে সরাসরি যোগাযোগ করে, তাদের অ্যাকাউন্ট টা আসলে freeze করে দেওয়া দরকার। কারণ এটা করলে হয় কি, ব্যাংক থেকে একটা মানে পদক্ষেপ বা ব্যাংক থেকে একটা সিস্টেম থাকে যে, মানে ওই অ্যাকাউন্ট টা থেকে কোন লেনদেন আর হবে না। তো এটা করলে দেখা যাবে যে যে আসলে scam এর শিকার হয়েছে, সে কিছুটা হইলেও আসলে নিশ্চিন্ত থাকতে পারবে। এবং এর মাঝে, মাঝে যে আইনি সহায়তা তো অবশ্যই নেওয়া দরকার। যেমন হচ্ছে পুলিশের কে পুলিশকে রিপোর্ট দেওয়া এবং এই যে আ cyber unit বা digital crime unit এ বিষয়টা জানানো। যাতে করে যে scammer আ তাকে মানে নির্ধারণ মানে নির্ধারণ করা যায় আরকি।
একদম, একদম। একদম, একদম। জি, জি, জি, জি। জি। চমৎকার চমৎকার! আসলে এইক্ষেত্রে কি আ দেখা যায় কি যে আপনার ভাষ্য মতে কিন্তু আসলে সচেতনতার জায়গাটা কিন্তু অনেক বেশি আসলে কাজ করে। এবং যে যার জায়গা থেকে যদি কিনা সচেতন থাকে, তখন কিন্তু আসলে দেখা যায় কি যে এরকম হয়তোবা আসলে scam গুলো থেকে একটু দূরে সরে থাকা যায়। কিন্তু আসলে দ্যা বা আপনার কাছে কি মনে হয় না? যে আ উম বাংলাদেশে আসলে এই যে সচেতনতার যে জায়গাটা সেই জায়গাটায় আসলে অনেকটুকু আসলে মানুষ আসলে এখন পর্যন্ত ছাড় দিয়ে চলতেছে? মানে খুব একটা বেশি যে আসলে সচেতন না, এইটার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে scam বা phishing গুলা হচ্ছে। এটা কি আপনি আসলে উম মনে করেন?
জি, জি। হুম, হুম। উ-হুম। একদম। <clicks tongue> জ্বি, এটা আসলে একটা আ বিষয় হচ্ছে যে মানে স্ক্যামের বিষয়টা মানুষ হয়তোবা চিন্তা করে যে, সে যথাযথ মানে secure এবং যথাযথ আসলে মানে সচেতন। তো এইযে মানে যথাযথ <scoffs> সচেতন চিন্তাধারাও কিন্তু আসলে একটা মানুষের দুর্বলতাটা বের করে দেয়। কারণ, তখন কিন্তু ওই মানুষটা বা ঐ ব্যক্তিটা তখন এই নিরাপত্তাজনিত যেসব আ সম্ভাবনা হইতে পারে। একটা মানুষ আসলে স্ক্যামের শিকার সেগুলা কিন্তু আসলে উপেক্ষা করে চলে। এবং এটার জন্য আমি বলবো হচ্ছে মানে যথাযথ শিক্ষা নেওয়া দরকার এবং আসলে প্রযুক্তি বাড়ার সাথে, সাথে আ যেহেতু সবাই আসলে প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়তেছে। তো ভালো-খারাপ দিক কিন্তু সবার বিবেচনা করা দরকার। এবং এক্ষেত্রে আমি বলবো হচ্ছে বিশেষ করে যারা আসলে তরুণ প্রজন্ম বা তরুণ বয়সে যারা আসলে রয়েছে আরকি। বা কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের কিন্তু একটা বিষয় যে তারা যেহেতু আসলে মানে এইযে এসব বিষয় নিয়ে কিছুটা হলেও ধারণা রাখে, যেহেতু আসলে শি তারা শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছুটা সময় ধরে রয়েছে। তো তাদের দরকার হচ্ছে পরিবার এবং বন্ধু-বান্ধবদেরকে এই বিষয়গুলো আসলে জানানো। যাতে করে তারা মানে পরবর্তীতে যেয়ে কোনো ধরনের আসলে লিঙ্ক বা এই যে URL যেসব থাকে, ওগুলা যেন ক্লিক করা থেকে বিরত থাকে। কারণ বিশেষ করে দেখা যায় যারা একটু মানে এসব বিষয় নিয়ে তেমন একটা জ্ঞান রাখে না বা যারা একটু <scoffs> বয়স্ক, তারা হয়তো না বুঝেই ক্লিক করে ফেলে। তো তাদের দরকার বা পরিবারের যারা আসলে ছোট সদস্য রয়েছে, যারা এসব বিষয় জানে, তাদের হচ্ছে মানে এসব বিষয় নিয়ে পরিবারের সাথে আলোচনা করা দরকার আরকি।
জি, জি। জি, জি, জি। জি, জি, জি। চমৎকার! চমৎকার, চমৎকার! তো এক্ষেত্রে এখন তো প্রযুক্তি আসলে অনেকটুকু এগিয়ে যাচ্ছে। তাই না? এবং প্রযুক্তি যত বেশি আগাবে, তত বেশি কিন্তু দেখা যাবে যে নতুন প্রজন্মে যারা আছে, আপনি যেরকম করে বলছিলেন যারা আসলে জানে তাদের উপর কিন্তু একটা দায়িত্ব বর্তায়। যে আসলে তারা যেন তো আম আ তাদের আশেপাশের বন্ধু-বান্ধব এবং আ যারা, যারা বয়স্ক আছে তাদেরকে শেখানোর ব্যাপারে কিন্তু তাদের একটা দায়িত্ববোধ কিন্তু এখানে একটা কাজ করার উ উচিৎ। কিন্তু এক্ষেত্রে কিন্তু আম আ দেখা যাচ্ছে যে বে শিক্ষা ব্যবস্থায়ও কিন্তু আসলে এই ব্যাপারগুলোকে যদি যোগ করা যায়, তাহলে কি আপনি মনে করেন যে আসলে এইযে অনলাইন স্ক্যাম বা phishing এগুলো থেকে আসলে সামনের যে প্রজন্ম, তারা আসলে অনেক কিছু শিখতে পারবে এবং শিখে আসলে ব্যাপারটাকে মোকাবেলা করতে পারবে?
জি, জি। হুম। একদম। জি, জি। জি, জি। হু, হু। জি এটা আসলে একটা অ্যা বাস্তবসম্মত উপায়। কারণ অ্যা মানুষ বা একটা ছাত্র যখন ছোট থেকে আসলে বড় হয়, সে কিন্তু তার আ মানে বড় একটা সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে। <scoffs> যেমনটা আসলে আমি ব্যয় করে আসছিলাম। তবে একটা বিষয় হচ্ছে আ আগেরকার যুগে যখন আ পড়ালেখা বা এইসব প্রযুক্তি যখন এত উন্নত ছিল না, তখন হয়তো ওই যে scam বা phishing নিয়ে মানুষ একটু সচেতন কম ছিল। তবে এখনকার যুগে, যেখানে আসলে প্রযুক্তি সবার হাতে-নাতে পৌঁছে গেছে, তাদের আসলে দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক কিছু, কিছু ক্যাম্পেইন চালু করা। বা আমি বলব হচ্ছে যে এ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা রয়েছে, সেখানে আলাদা করে কোর্স বা আলাদা করে বই, যেটা আসলে ডিজিটাল নিরাপত্তা বা ডিজিটাল সিকিউরিটি নিয়ে জোরদার দিবে। এমন কিন্তু আসলে তারা পাঠ্যপুস্তকে নিয়ে আসতে পারে, এবং এই যে একাডেমিকভাবে কিন্তু এটা পুনরায় মানে পরিপূর্ণ একটা সাবজেক্ট হইতে পারে, যেটার মাধ্যমে আসলে আ একটা ছেলে বা একটা সন্তানের আসলে ভবিষ্যৎটা একটু নিশ্চিত হতে পারে যে সে একটা বিষয় নিয়ে সচেতন আছে, সেটা online scamming হোক বা phishing হোক। এবং সে কিন্তু আ চাইলে তার পরিবারের সাথেও বিষয়টা বলতে পারবে এবং সে পো তার পরিবার কিন্তু বুঝতেও পারবে। যে কী কী, কী ধরনের আসলে scamming বা এই যে phishing হইতে পারে এবং আমি মনে করি এইযে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আসলে আ গ্রামে-গঞ্জে বিশেষ করে আরকি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান তেমন একটা মানে আ খুবই কম দেখা যায় মাঝে-মধ্যে। তো এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান চাইলে উম বিভিন্ন ক্যাম্পেইন রাখতে পারে, যাতে করে গ্রামের যারা আসলে কম শিক্ষিত তাদেরকে এইযে এগুলা নিয়ে একটু ধারণা দিতে পারে আরকি।
একদম, একদম। হুম। জি, জি। চমৎকার! চমৎকার, চমৎকার! আসলেই আপনি যেভাবে করে আসলে আপনার যেটা চমৎকার দৃষ্টিভঙ্গি! এবং এই যে অনলাইন scam নিয়ে যে দেখা যাচ্ছে কি যে আপনি ড্যা নিজেও কিন্তু আসলে ব্যাপারটাকে মোকাবেলা করেছেন এবং মুখোমুখি হয়েছেন। অ্যা সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে আপনার বন্ধু-বান্ধবদের মধ্যেও দ্যা আপনি আসলে সে এসব অভিজ্ঞতা গুলা আসলে আপনি দেখেছেন। এবং সেখান থেকেই কিন্তু আসলে আপনি আ অনেক কিছু শিখেছেন, জেনেছেন। চমৎকার অভিজ্ঞতা ছিল আপনার! এবং অ্যাম আ অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আপনার সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। অনেক, অনেক ধন্যবাদ।
<scoffs> জি, জি। একদম। <chuckles> জি, জি, জি। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। আসলে এই যে অনলাইন scam এবং phishing এর ব্যাপারে নিজের অভিজ্ঞতা বলতে পেরে এবং সুন্দর, সুন্দর পরামর্শ দিতে পেরে।
একদম, একদম। ভালো থাকবেন।